একটা বিষয় নিয়ে না, অনেক দিন যাবৎ অনেক মন খারাপ এবং কোনভাবেই না জীবনের সামনের দিকে এগোতে পারছি না। যেটাই করি না কেন, যেটাই করতে যাই না কেন, শুধুমাত্র একটা কথাই বার, বার, মনে পড়ে এবং ওই জিনিসটা নিয়ে না কোনভাবেই আসলে অ্যা নিজের জীবনকে নিয়ে সামনের দিকে এগোতে পারছি না। কোন একটা কিছু যে করব সেটায় মন বসছে না। মানে সত্যি বলতে গেলে মনে হয় এ অ্যা যে আসলে আমার জীবনটা হয়তো একটা জায়গায় থেমে গেছে। এবং সেই জায়গাটা থেকে আমি যতই চেষ্টা করি না কেন, আমি একদমই নিজেকে বের করে আনতে পারতেছি না। যার ফলে দেখা যাচ্ছে, মানসিকভাবে আমার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। মাঝেমধ্যেই দেখা যায় যে, আসলে আ কান্নাকাটি করি। আবার মাঝেমধ্যেই দেখা যায় যে, আসলে রাতে ঘুম হয় না। এ ধরনের চিন্তা ভাবনার কারণে। তো সব মিলিয়ে সত্যি বলতে গেলে মানসিক আ খুব বড় একটা ট্রমার ভিতর দিয়ে যাচ্ছি আমি।
হুম। আচ্ছা। আচ্ছা। মানে এটা তো আসলে বোঝাই যাচ্ছে। যে একটা সমস্যা তো হচ্ছেই আপনার মধ্যে। না হলে তো আসলে আপনি কথাগুলো এইভাবে বলতেন না। এটাও বুঝতে পারছি। তবে মন খারাপ করবেন না। মন খারাপ করলে কিন্তু দেখা যায় একটা হিতে বিপরীত হওয়ার একটা উম চান্স থাকে। তো আসলে মানে এই যে আপনি বললেন, আপনার আ বিষন্নতার যে বিষয়টা সেটা আসলে কি কারণে হচ্ছে? মানে সমস্যাটা আসলে কোথায়?
জি। আচ্ছা। আচ্ছা, আসলে সমস্যা বলতে, আমার একটা রিলেশন ছিল, এবং সেটা বেশ আ লম্বা একটা সময়ের ছিল। এবং আ যেটা হয় কি যে সেই সম্পর্কটায় আ সবই ঠিক ছিল। তবে হুট করেই একটা সময় পর আমার আ বিপরীতে যে মানুষটা বা আমার সঙ্গী যে ছিল, সে সম্পর্কটা শেষ করে দেয়। এবং আ সেই সম্পর্কটা শেষ করার পর যে কারণটা দেয়, সত্যি বলতে আমার কাছে খুব একটা ভ্যালিড লাগে না তার কারণটা। তবে তারপরেও আ যেহেতু আসলে একটা মানুষ থাকতে চাচ্ছে না জোর করে তো তাকে রাখাও সম্ভব না। বা আমি নিজের জায়গা থেকে যতই ভাবি আ কখনোই তো সম্ভব না। কারণ একটা মানুষের যখন মন উঠে যায়, সেটা হতে পারে তার ব্যক্তিগত যে কোন কারণ। তো আসলে এরকম যখন হয়, তখন কিন্তু আমি অনেক বেশি ভেঙে পড়ি এবং আ এইব এই তো ভেঙে পড়ি। এই ভেঙে পড়ার পর আরেকটা বিষয় হয় কি যে, আমি নিজের জায়গা থেকে কোনভাবেই আসলে নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। এর ভিতরে দেখি যে সে, আবার অন্য সম্পর্কে অনেক বেশি ভালো আছে। তো তখন আসলে আমার মাথার ভিতরে একটা কথাই বারবার ঘুরপাক খায়। যে আসলে আ যাকে আমি এত ভালোবাসতাম, যাকে আমি এত ভালোবাসি এখনও পর্যন্ত। সেই মানুষটা কি আ তার মানে আমার সাথে চিট করলো? অ সেই মানুষটা যদি সত্যি চিট না করত তাহলে আমিও তো তাকে ভালোবেসেছিলাম, সেও তো আমাকে ভালোবেসেছিল। তাহলে সে তার জায়গা থেকে কিভাবে এতটা পরিবর্তন হয়ে গেলো? এবং আমি কেন আমার জায়গা থেকে পরিবর্তনটা আনতে পারছি না? তো এই কথাগুলি যখন মনে করি তখন অনেক বেশি খারাপ লাগে এবং আ নিজের অজান্তেই চোখের কোণে জল এসে পড়ে। তো আসলে এই ব্যাপারগুলি নিয়ে না অনেক বেশি চিন্তার ভিতরে থাকি।
হু। হু, হু। হুম। হুম। ওহহো! হুম। আ হুম। এটা তো আসলে খুবই বলা যায় যে, দুঃখের একটা বিষয়ে, আমার না খুব খারাপ লাগছে আপনার কথাবার্তা শুনতে। হয়তো আপনি একটা রিলেশনশিপ এ ছিলেন। কিন্তু সেই ব্যক্তিটাকে আপনি এত মনে প্রাণে ভালোবাসতেন। হয়তোবা আপনার জায়গাটা হয়তো বাকি সেই জায়গায় টিকে আছেন। কিন্তু সে হয়তো নতুনভাবে শুরু করেছে। এটা আসলে খারাপ লাগাটাই স্বাভাবিক। সত্যি কথা। তবে উ ব্যাপারটা হলো কি? যে এই বিষয়ে বলার আগে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম। আপনাদের সম্পর্কটা মূলত আসলে কতদিনের ছিল? মানে সেখানে কি আসলে কোনদিন সন্দেহ হওয়ার প্রবণতা ছিল কিনা? যে বা এ ধরনের সম্ভাবনা ছিল কিনা, যে সে তো হয়তো একটা দিন চলে যাবে?
উ-জি। উ-জী। আচ্ছা। আচ্ছা, দেখুন আ আমাদের সম্পর্কটা একটু কমপ্লেক্স ছিল। তো সে সারাটা জীবন আমার সাথে থাকতে পারবে না। এটা আমি কিছুটা আগে থেকেই জানতাম। তবে আ সে যে এভাবে চলে যাবে বা সে যেভাবে গেছে, এটা যে কখনো হবে এটা আমি কখনো ভাবিনি। আ তো আসলে এই ক্ষেত্রে বলাই যায় যে, এই ধরনের কোন ধারণা কখনোই আমার মনে ছিল না। কারণ আ হয় না? যে আমি যতই জানি যে সেই একটা পর সময় আ মানে একটা সময় পর হয়তো একটা জিনিস ঘটবে। কিন্তু আ তারপরেও হয় না একটা মানুষের সাথে থাকতে, থাকতে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায়। সেই মানুষটা যখন অভ্যাসে পরিণত হয়ে যায় এবং হুট করে যখন সেই অভ্যাসটা আমার পরিবর্তন করতে হয় বা যেকোনো মানুষের ক্ষেত্রে, তখন কিন্তু ওইটা আর এত সহজ থাকে না। আ যতটা সহজ আসলে দেখতে মনে হয় বা বোঝা যায় যে না, খুবই সহজ ব্যাপার অ্যা চলে গেছে কি হইছে? অ একটা সময় অভ্যাস হইছে, আবার অভ্যাস ছুটে যাবে। বিষয়টা কিন্তু এরকম নয়। একটা সময় পর গিয়ে কিন্তু সেই জায়গাটা ছাড়া অনেক বেশি কঠিন হয়ে পড়েছে আমার জন্য। এবং আ আমি কিন্তু ওইটা আ ছেড়ে উঠতেই পারিনি এবং আ যেটা বলছিলেন যে সম্পর্ক কয় বা বছরে ছিল সেটা আ মানে একদম অ সম্পর্ক ২ বছরের ছিল এবং এর পরেও আ যোগাযোগ ছিল। কিন্তু আসলে ওই যোগাযোগটা ছিল কিন্তু আমাদের ভেতরে আর আ রিলেশন টা ছিল না। তো আসলে ওই জায়গাটাও কিন্তু আমার ভেতরে খুব খারাপ লাগার একটা জিনিস কাজ করায় যে, এখন পর্যন্ত যেহেতু আমরা কথা বলছি সবই ঠিক আছে। তাহলে সম্পর্কটা কেন নেই? তো এই জিনিসগুলি ভাবলে সত্যি বলতে অনেক বেশি মন খারাপ হয়ে যায়।
হুম। উ জি। হ্যাঁ। হুম। উহু, মন খারাপ আসলে হওয়ারই কথা। কারণ হচ্ছে যে, একটা বিষয় যেটা আপনি বললেন যে, হয়তোবা আপনি তাকে তার প্রতি একটা ভালোবাসা না থাকলে তো আসলে এমনটা হত না। ভালোবাসা ছিক এবং এখনো যেহেতু বললেন আজকে তাই হয়তোবা আপনার মনের মধ্যে ছোট্ট একটা কোণে হয়তো বা তার জন্য একটা জায়গা রয়েই গিয়েছে। তাই হয়তো বারবার আপনি হয়তো তার কথাই ভাবছেন। কিন্তু দেখুন সে তো আসলে নতুন সম্পর্কে গিয়ে দেখা যায় খুব উম হাসিখুশি আছে। তো সেক্ষেত্রে তো আমার কাছে মনে হয় যে, আপনি তার কথা না ভেবে, তার বিকল্প হিসেবে যে নিজের ভালো লাগার কাজগুলো করতে পারেন, শখের কাজগুলো করতে পারেন। যদিও বা একটু কষ্টকর হবে, তো কষ্ট হলেও না দেখা যায় জীবন তো আসলে কারো জন্য থেমে থাকে না। বা দেখা যায় যদি থেমেই যায় তখন তো আপনারও পরিবার আছে, আপনারও একটা ব্যক্তিগত জীবন আছে। তো দুটোই তো তখন নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমার কাছে এটাই মনে হয় যে, নতুন কিছু যেহেতু আসলে বাদ হয়েই গিয়েছে বা চলেই যখন গিয়েছে। তাহলে তার কথা না ভেবে নতুন করে শুরু করার ব্যাপারটা কিন্তু একটু আপনি দেখতে পারেন। যেখান থেকে নিজের ভালো লাগা একটা তৈরি হতে পারে। তবে আ এই বিষয়গুলা আরেকটু পরিষ্কার ভাবে যদি বলতেন যে, আপনাদের সম্পর্ক ভাঙনের আসলে কারণটা কি ছিল?
জী। অ্যা জী। জী। উম জ্বী। উম জী। অ্যা হ্যাঁ। জি। অ্যা হ্যাঁ। আ জ্বী। আসলে দেখুন আ সম্পর্ক ভাঙনের কারণের কথা বলতে গেলে আ ওইরকম কোন কারণ ছিল না। জাস্ট এ আ ওয়া আমার যে পার্টনার ছিল, সে তার জায়গা থেকে কিছু রিজনস দিয়েছে। যেটা আসলে এখন আ রিজনস টাই এরকম যে আমি যদি মানতে চাই তাহলে হ্যাঁ, অনেক কিছু। আবার আমি যদি না মানি, তাহলে ওইটা কোনো রিজনই না। এরকম একটা ব্যাপার আরকি। তো সেই ক্ষেত্রে আ তার জায়গা থেকে আমি তার মতামতকে সম্মান করি। আমি বলি না যে আ আ সে খারাপ বা সে এ্যা সে এটা ঠিক করেনি। আ তার ব্যক্তিগত ইচ্ছা আসলে আ একটা মানুষকে যতই ভালোবাসা হোক না কেন, তাকে পরিবর্তন করাতো আর সেটা দিয়ে সম্ভব না। যে মানুষ যেমন, সে তেমনই থেকে যায়। আসলে দিন শেষে যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং আপনি যেটা বললেন। যে আসলে আ নতুন কিছু করার এ্যা যেই ইচ্ছা আ টা বা নতুনভাবে তাকে না ভাবার যে ব্যাপারটা। আসলে দেখুন আ ভাবি তো সবসময় না। এরকম না যে সারাটা দিন একটা জিনিস নিয়েই ভাবতে থাকি। হ্যাঁ, সেটা ভেবেছি। সত্যি বলতে ১ম আ ২ টা বছর সত্যি কথা বলতে গেলে সারাদিনই ভাবতাম একই জিনিস নিয়ে। কিন্তু হয় না? এখন সারাদিন না ভাবলেও যেদিন আসলে মনে পড়ে যায় বা যেই সময়টা আসলে মনে পড়ে যায়, তখন কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারি না। আর ধরে রাখাটাও সম্ভব হয় না। কারণ এরকম হতো যে আমি আ খুব বড় কোনো ভুল করেছি বা আ আমি আমার নিজের জায়গা থেকে কোনো কিছুতে কমতি রেখেছি কখনো, তাহলে হয়তো আমি মেনে নিতে পারতাম। কিন্তু আমি যেখানে জানি যে আমি এই সম্পর্কে নিজের জায়গা থেকে একটা চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো জায়গায় কমতি রাখিনি। সেই জায়গায় আমার জন্য মেনে নেওয়াটা একটু কঠিনই এবং নতুন কোনো কিছু শুরুর কথা যেটা বললেন। হ্যাঁ, আমি নিজের জায়গা থেকে চেষ্টা করি, নিজেকে ব্যস্ত রাখার। সেই মানুষটার সাথে মাঝেমধ্যেই একটু অন্যভাবেও কথা বলার চেষ্টা করি। যেন আসলে আ এ্যা আমার নিজের থেকে যেন attachment টা তৈরি না হয়। কারণ আমি জানি দিনশেষের ঘটনা সেই একটাই ঘটবে। তো, আসলে আ একটু ডিফিকাল্ট তো আমার জন্য হয়েই যায়। এবং এই জিনিসগুলি ভাবলে আ সত্যি বলতে এই যে এখন আপনার সাথে শেয়ার করছি। এখন তার কথা মনে পড়ছে। এখনো কিন্তু বেশ মন খারাপ হয়ে যাচ্ছে বা মন খারাপ হয়ে আছে।
ও! আচ্ছা। হু, হুম। উ জ্বী। হুম। হুম। জ্বী। হুম। মন খারাপের ব্যাপারটা আসলে হু, বরাবরই আসলে হয়ে যায়। কিছু করার থাকে না। পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে আসে, সেক্ষেত্রে চাইলেও না মানে অনুকূল একটা পরিবেশে আসা যায় ন। তো আপনার ক্ষেত্রেও কিন্তু একই একটা পরিস্থিতি। সেটা আমি আসলে বুঝতে পারছি যে, হয়তো আপনি আসলে কি একটা টেনশন এর মধ্য দিয়ে যাচ্ছেন, বা দেখা যায় আপনি হয়তোবা এখনো খারাপ লাগা যে ব্যাপারটা বললেন, যে বরাবরই আপনার খারাপ লাগছে। তবে ব্যাপারটা কি বলুন তো? এই যে উম মানে আপনার যে আ যিনি প্রাক্তন ছিলেন, এখন বর্তমানে যে হয়তোবা নতুন সম্পর্কে গিয়েছে। সে তো আসলে ঠিকঠাক মতোই তার লাইফ টাকে চালিয়ে যাচ্ছে, তাহলে আপ যে যদি আসলে এগিয়ে যেতে পারে, তাহলে আপনি যদি আপনার জায়গায় আটকে থাকেন তাহলে তো, সমস্যাটা আপনারই হয়ে যাচ্ছে। সেও হয়তোবা দূর থেকে বলবে যে, "ও! আমার জন্য আসলে সে আটকে গেল?" তখনো কিন্তু সে ঠাট্টা, বিদ্রূপ, উপহাস করতে পারে। নিজের মনকে এভাবে একটু আপনি বোঝাতে পারেন যে, "সে তো আসলে দূর থেকে হাসছে, সে হয়তো মজা নিচ্ছে। তাহলে আমি কেন পিছিয়ে থাকব? আমি কেন সে মানে তাকে ভালোবাসা বা তাকে ভালো লাগাদ কেন আসলে আমি নিজেকে জড়িয়ে রাখব? আমার জীবনে নতুন কেউ আসতে পারে।" তো আপনি না চেষ্টা করে দেখতে পারেন। আসলে সবাই তো সমান হয় না। কোন, কোন মানুষ আপনি যা চাচ্ছেন তার চেয়ে বেশি কিছু পাচ্ছেন। তো এই একটা চিন্তাভাবনা নিয়ে কিন্তু নতুন একটা সম্পর্কে আপনি অনায়াসে, জড়িয়ে কিন্তু আ যাওয়ার একটা প্রবণতা রাখতে পারেন বা দেখতে পারেন, আপনি যদি এর পছন্দের কেউ মানে হয় আরকি এরকম কিছু ভবিষ্যতে। আর আরেকটা বিষয় সীমানা নির্ধারণ করে রাখবেন, যেখানে তার যত স্মৃতি আছে সেগুলা মুছে ফেলার চেষ্টা করতে হবে আরকি। সোশ্যাল মিডিয়াতে তার কোন যেটা আপনি বেরিয়ে যেতে পারেন, বা ব্যক্তিগত ছবি বা ফটোগ্রাফ থাকলে সেগুলো একটু এড়িয়ে যেতে পারেন আপনি। তো আমার কাছে মনে হয়, এভাবে চেষ্টা করলে না, আপনার হয়তো এই ব্যথাটা আর হবে না।
জি। জি। একদম। জি। জি। জি। আচ্ছা। জি। উম জি। আচ্ছা। আচ্ছা। বুঝতে পারলাম। অ্যা হ্যাঁ। জি। বুঝতে পারলাম। আসলে আপনার সাথে কথা বলার পর এখন অনেকটাই ভালো লাগছে। এবং এই কথাগুলি সত্যি বলতে আমি কারো সাথে শেয়ার করতে পারি না। যার ফলে আ মনটা অনেক বেশি খারাপ থাকে তো আজ যখন আপনার সাথে শেয়ার করলাম, এমনিতেই মনটা অনেকটা হালকা হয়ে গেল এবং তার পাশাপাশি আপনি যে পরামর্শগুলি দিলেন, আমার মনে হয় হ্যাঁ, এরকমটাই চেষ্টা করা উচিত। তাহলে হয়তো আমি ভালো থাকবো। আপনাকে এর জন্য অসংখ্য ধন্যবাদ।
উহু। হ্যাঁ। উহু। আমিও আশা করছি আপনি ব্যাপারটা খুব শীঘ্রই পরিত্রাণ পেতে পারবেন। তো অনেক, অনেক শুভকামনা আপনার জন্য।